আচ্ছা, আচ্ছা। তো, ঐ সময় হচ্ছে, গানটা প্রথম আপনার অনুভূতিকে স্পর্শ করতে শুরু করে। এবং সেই অনুযায়ী হচ্ছে, আপনি আ আপনার সঙ্গীতগুলো নির্বাচনও করত ক মানে করে থাকতেন আরকি, অনেক সময়। এছাড়া দেখা যায় যে, আপনার কম্পিউটার হওয়ার আগে, তখন দেখা যায় যে অ্যা নিয়মিত হচ্ছে টিভিতে মাঝে, মাঝে, প্রোগ্রাম হত। তো, তখন হচ্ছে অনেক সময় ঈদের সময় বা ঐরকম কোন অনুষ্ঠানে আ নতুন, নতুন, গানগুলো অনেক সময় শোনা যেত। টিভিতে দেখাতো, বা হচ্ছে আ ছায়া ছায়াসঙ্গী আ ছায়াছবির গান বলে, একটা প্রোগ্রাম ছিল তখন। গানের জন্য খুবই, আ মানে পরিচিত আরকি। তো এইগুলো কি আপনার শোনা হত কিনা, বা ঈদের সময় কি, আপনি অপেক্ষায় থাকতেন কিনা, ব্যান্ডের গানগুলা কখন আসবে?
একদম। হুম। আচ্ছা। একদম, একদম, বিশেষ করে একদম। বিশেষ করে, ঈদের সময় যেটা হতো, তখন কিন্তু ঈদের কয়েকদিন আগে থেকেই বিজ্ঞাপন দিত যে, আ ঈদের এত অ এততম দিনে আসলে আ এম গানের অনুষ্ঠান হবে। তো, আমরা কিন্তু সবাই, খুব অপেক্ষা করে থাকতাম। এবং আমি খুবই উৎসাহ নিয়ে অপেক্ষা করে দেখতাম। কারণ, তখন কি একটা ব্যাপার ছিল যে, ওই অনুষ্ঠানে কিন্তু ফোন করা যেত। ফোন করে কিন্তু গান রিকোয়েস্ট করা যেত। তো দেখা যাচ্ছে যে খুব হ্যাঁ।
বিজ্ঞাপন দিতো, রাইট। হ্যাঁ। রাইট, রাইট, গান রিকোয়েস্ট করা যেত। হ্যাঁ। অনেক সময়, প্রিয় শিল্পীর সাথে, কথা বলা যেত।
একদম, একদম। তো, এরকম যখন হতো, তখন কিন্তু আসলে আমি, যখন দেখা যেত, খুব প্রিয় কোন একজন শিল্পী ওই অনুষ্ঠানে আসছেন, আমি খুব উৎসাহ নিয়ে বসে থাকতাম। যে কোন দিন এই অনুষ্ঠানটা হবে? এবং আমি কিন্তু ফোন করতাম। কখনো, কখনো ফোনে কিন্তু কথা বলার সুযোগও হয়েছে। তো সেখানে কিন্তু গানের এই যে রিকোয়েস্ট, যে আসলে এটার অনুভূতি একদম অন্যরকম। যে শিল্পী টিভিতে লাইভ গান গাইছেন এবং সেখানে আপ আপনি ফোন করে আসলে গানের রিকোয়েস্ট করতে পারছেন। তো, আ আমি তখন তো ছোট ছিলাম, তো এটা কিন্তু খুব চমৎকার অনুভূতি হত। যে, আসলে যখন আমার রিকোয়েস্ট এর হ্যাঁ।
বাহ! হুম। হ্যাঁ। খুবই চমৎকার অনুভূতি ছিল। আপনার কি এরকম হ্যাঁ, এরকম কখনো মনে পড়ে কিনা যে, আপনি কখনো ফোন করে পেয়েছেন, লাইন পেয়েছেন এবং সেখানে কোন গানের জন্য রিকোয়েস্ট করেছেন এবং সেই গানটা, তখন ছাড়া হয়েছে?
আচ্ছা। হ্যাঁ।